জি, জি। সেটাই, ভালো থাকার চেষ্টাটাই তো আসলে সকলের মধ্যে আমাদের কমবেশি আছে। তা একটা জিনিস নিয়ে আজকে মানে আর কি, আজকে আড্ডাটা দিতে আসলাম। যে, মানে আপনি কি মনে করেন যে, আসলে আমরা অনলাইনে কি আমরা সুরক্ষিত আছি? বা ইন্টারনেটের যেই মানে নিরাপদ দিকটা থাকার কথা ছিল আমাদের মানে প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা কি আসলেই এতটা নিরাপদ আছে বলে আপনার মনে হয়? সেটা যদি একটু বলেন?
জি। জি। জি। জি। এই আ আমার কাছে আসলে সেটা মনে হয় না। কারণ, এখন আমরা প্রত্যেকটা অ্যাপ কিংবা যেকোনো সাইট যখন ইউজ করি, সবকিছুতে ফাস্টে আমাদের হচ্ছে গিয়ে একটি অ্যাক্সেস দিয়ে দিতে হয়। অ্যাক্সেসটা দিয়ে দিচ্ছি মানে হচ্ছে, আমার সবকিছু কিন্তু তাদের কাছে আসলে চলে যাচ্ছে। যেটা আ আসলে কতটুকু মানে যাওয়া উচিত ছিল কিংবা যাওয়ার পারমিশন দেওয়া উচিত ছিল, সেটার একটা ব্যাপার আছে। আবার আরেকটা ব্যাপার যেটা হচ্ছে গিয়ে আ আমার কাছে মনে হয় যে সোশ্যাল মিডিয়াতে আজকাল কিন্তু মানুষ নিজেদের প্রাইভেসিটা নিজেরাই নষ্ট করে ফেলছে।
জি। জি, জি। অনেকটাই। জি। আচ্ছা। হ্যাঁ, কারণ জীবনের প্রত্যেকটা মুহূর্তই কিন্তু আসলে দেখা যাচ্ছে আমরা মানে অনলাইনে ভাগাভাগি করছি, অনলাইনে শেয়ার করছি। যেটা কিন্তু কমবেশি আমরাই কিন্তু আমাদের সবকিছু, মানে অনেকটা বিক্রির ম বিক্রি না, বিক্রি করতে তো কখনোই পারছি না। দেখা যাচ্ছে মানে স্বচ্ছা মানে স্বইচ্ছাই দিয়ে দিচ্ছি। মাগনা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ।
জি দেখেন উ জি। বিলিয়ে দিচ্ছি। এ তো বিলানোর মতো অবস্থা।
সেটাই। মানে আমা আমার কাছে যে মা আমার কাছে যেটা সবসময় আগেও মনে হতো যে, আসলে যেহেতু এগুলো তারা নিবেই, আর যেহেতু আসলে এগুলো দেখা যাচ্ছে আমাদের দিতেই হবে। তো কেন না আমরা সেই জায়গা থেকে কিছুটা লাভ পেতে, মানে এও লাভ কেন না পেতে পারি? কারণ, আমরা যদি দেখা যায় নিজেদের এটা যদি স্বাচ্ছন্দ্যে বে মানে বিক্রি করার মতো যদি একটা অবস্থা থাকতো, দেখা যেত কমবেশি আমরা বিক্রি করার মাধ্যমে একটু লাভবান হতে পারতাম। কিন্তু এখন তো বিক্রি না, অনেকটা ছিনতাই হয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে, ডাকাতি হয়ে যাচ্ছে। যেটা আসলে আমরা মানে কিছুটা নিজেদের অজান্তে হচ্ছে, কিছুটা আবার আমরা জানি যে হচ্ছে। তারপরও আমাদের মধ্যে সেই স্বচ্ছতাটা নেই। বা আমাদের মধ্যে সেই মানে তাড়াহুড়োটা নেই যে এটাকে ঠিকঠাকভাবে ঠিকঠাক করতে।
জি। জি, জি। জি। জি, জি। জি। জি। জি, জি। আবার কিছু ক্ষেত্রে আমাদের আসলে কিছু করাও থাকে না। কারণ আপনাকে জিনিসটা যখন আপনাকে এক্সেসটা নিতে হবে, তখন আপনাকে ওদে ওদের কথা মতো জিনিসগুলো করতে হবে, কিছু করার নেই।
হ্যাঁ, অনেকটাই। জি।